এই ক্ষেত্রে আমি যদি বলি যে সত্যি বলতে হ্যাঁ, বাংলাদেশের যেই এই লং জার্নি যে বাসগুলো আছে বাসগুলো আছে যেগুলো দেখা যায় যে ঢাকা থেকে এই যে রাজশাহী যাবে, ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, বরিশাল যাবে এই বাসগুলো খুবই বাজেভাবে চালায়। তো আমার ক্ষেত্রে এই ভয়টা কাজ করে নাই কারণ হল আমি ছোটোবেলা থেকে অনেক বেশি সেই ট্যুর দেই এই বন্ধুদের সাথে। আবার পরিবারের সাথে অনেক বেশি যাওয়া হয় গ্রামেও যাওয়া হয় অনেক বেশি তো যেই কারণে আমার একটা এটা একটা অভ্যাসই হয়ে গিয়েছিলো। এবং এইখানে যদি আমি একটা মানে আরেকটা মজার কথা শেয়ার করি সেটা হলো যে ওই যে বললাম যে তা আমার বন্ধুরা আমার প্রায় আধা ১.৫ ঘণ্টা আগে চলে যায় যেহেতু। পরবর্তীতে ওদের সাথে আমি আরকি দেখা হতে তো অবশ্যই ১.৫ ঘন্টার মত সময় লাগবে। মানে ওদের সাথে আমাদের ১.৫ ঘন্টার গ্যাপ হওয়ার কথা না। কিন্তু আমাদের ড্রাইভারটা একটু জোরে চালানোর কারণে কি হয়েছিল মাত্র ০.৫ ঘন্টার গ্যাপ ছিল আমাদের। মানে ওরা ঐখানে গিয়ে মানে এই ইয়াতে গিয়ে কি যেন বলে বান্দরবান গিয়ে
হু, হু। আচ্ছা বুঝতে পেরেছি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। ও। মানে আপনার আবার এই যে মানে অ রোডের যেখানে যাত্রা বিরতি থাকার কথা সেখানে আবার আপনাদের সাথে দেখা হয়ে গেছে। হ্যা, থামানো বুঝতে পেরেছি।
ঠিক, ঠিক। ঠিক, ঠিক। ঠিক, ঠিক, ঠিক। এটা একেবারে শেষের দিকে গিয়ে দেখা হয়ে যায়। পরবর্তীতে আমি যদিও ওই বাসটা সয়াপ করে ফেলি। পরবর্তীতে আবার ওই আগের বাসায় চলে যাই। কারণ ওখানে তো আমার সিট আছে এবং বন্ধুরা আছে পরবর্তিতে ড্রাইভারকে বলে যে বলি আমার তো ঐটাতে মিস করছে। মানে সব আরকি শেয়ার করি। বলার পরে তখন এই কনট্যাক্টর যে থাকি সে বলে যে আচ্ছা সমস্যা না। আপনি যান। আপনার সিট তো খালিই আছে। ওখানে তো আর কাউকে বসাইনি। আপনি যান যেতে পারেন। পরবর্তীতে এটা হয়।
আহ আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। তো এখানে কি আপনাকে আবার মানে ওই যে আপনি তো বলেছিলেন যে, দম্পতি দুজনের জায়গাটা খালি ছিল দেখে আপনি সেই সিট এ উঠেছেন। কিন্তু আপনাকে কি আবার নতুন করে টাকা দিয়ে টিকেট কাটতে হয়েছিল?
হু, হু। হুম। এখানে সত্যি বলতে করতে হয় নাই। কারণ এখানে হলো ওই যে বাসে আমি গিয়েছিলাম তাদের এরকম একটা পলিসি ছিল। কেউ যদি মিস করে সে যদি পরবর্তীতে যেতে চায়? ওই সেম টাকা যেতে পারবে না। তাকে হল ৳১০০ ৳১০০ নাকি ৳১৫০ মেবি ছিল। আমার খেয়াল নেই কত টাকা দিয়েছিলাম। এমন একটা টাকা তাদেরকে দিতে হতো। তো ওইটা দিয়ে তারপরে গিয়েছিলাম। ঠিক, ঠিক। আহামরি না খুবই কম কিন্তু দিতে হয় আরকি।
আচ্ছা মানে এটা দিতে হয় মানে সেটি আচ্ছা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা সেটা হলেও ভালো। না হয় না যে আপনার যদি আবার একই পরিমাণ টাকা দিয়ে যদি আপনার পরবর্তী বাসের টিকিটও কাটতে হত। তাহলে কিন্তু একটা বেশ ঝামেলাই হয়ে যাওয়ার কথা স্বভাবিকভাবে আপনারা বলেছেন যে ছাত্র অবস্থায় গিয়েছেন। ছাত্র অবস্থায় ঘোরাফেরা করতে আসলে প্রত্যেকটা টাকারই কিন্তু একটা মানে আলাদা একটা ভ্যালু থাকে।
থ ঠিক। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, সত্যি। এটা একটা আর্থিক ক্ষতিও হতো। হ্যাঁ, ঠিক। হুম, হুম। সত্যি খুবই টাইট বাজেট থাকে, হ্যাঁ টাইট বাজেট থাকে এবং যেহেতু ছাত্র স্বাভাবিকভাবে আমাদের ওই আমাদের কাছে ওই প্লেনটি অ্যামাউন্ট অফ মানিও থাকে না। তো তখন ওইগুলো খেয়াল করেই চলতে হয়।
একদম, একদম। সেটাই, সেটাই।